আপনি, আমি তো গিয়েছি, তো আমি দেখেছি আমি ব্যা ব্যেব বদনাম করব না। বদনাম না আছে মানুষের, একই জায়গায় মানুষের এক, এক রকম এ্যাঁ ব্যেব বিহেভিয়ার এক রকম আলা আচার আচরণ, সংস্কৃতি। কাশ্মীরেতে না? অতিথি পরায়ণ দেখি কাশ্মীর অনন্য। এটা আমি নিজের জীবন দিয়ে অনুভুতি করেছি। অতিথি পরায়ণতা। কিছু নেই, আমার যে, হোটেল থেকে খাবার নিয়ে আসছে। তারা বুঝতে দেয়নি যে, সেটা তার হোটেলের খাবার। এত আন্তরিকতা নানা আমি দোকানে গেছি এক একটু, ব্য সকাল বেলায় একটা খবুজ বলে ওরা, রুটির মত বড় খবুজ কিনলাম। আমি যখন টাকা দিতে যাই বলে, "তুমি যে, মারুতি সে মেহমান, তুমি আমাকে টাকা দিতে চাও? তুমি কি করে বিশ্বাস করো আমি তোমাদের টাকা নেব?" আমি অবাক হয়েছি ওদের অতিথি পরায়ণতা দেখে। এই দৃশ্যটা সত্যি মনকে খুব দোলা দেয়, খুব দোলা দেয়। হুম।
হুম। উম জি। হুম। হুম। ও! জি। হু, হুম। <chuckles> আচ্ছা। হুম, আসলেই। এটাই তো, মানে আমরা যারা ঘুরতে পছন্দ করি আমার মনে হয়, তাদের আকর্ষণ মানে তাদের যেই আ দৃষ্টি আকর্ষণ করার একটা বিষয় থাকে না? যে, আ দেখবেন আপনি যেখানে গিয়ে ভালো ব্যবহার পাবেন, আ উম প্রাকৃতিক সৌন্দর্য এবং অতিথি পরায়ণটা আমার কাছে মনে হয় সবচাইতে বেশি আমাদেরকে আকর্ষণ করে। এই যে, আপনার আ কাছে যদি আমি জানতে চাই যে, আপনি আ অনেকবার ঘুরেছেন। আ এমন কোনো জায়গার মধ্যে, আপনি কোথায় আবার পুনরায় যেতে চান? আমার মনে হয় আপনি কাশ্মীর বলবেন সে এবং কারণটা জিজ্ঞেস করলেও বলবেন। অতিথি পরায়ণটা তাইতো?
উহু। <clears throat> <clears throat> উহুম। বেশ দেখেছি, বেশ দেখেছি। এক্সাক্টলি। আপনার কথা, এক্সাক্টলি। 100% এটা দে দ আমি, আমাকে কাশ্মীরি জিজ্ঞেস করলো, "তুমি কাশ্মীরে কি কখনো আরো আসবে?" আমি বললাম, "আমি কাশ্মীরে নিয়ে ২য় বার এলাম। যদি 3rd টাইম যদি কখনো আসি, আমি তোমাদের দেখতেই আসব।" এ কথাটা বলে চলে এলাম। আর যাওয়া হয়নি <chuckles> আসলে তাই, আসলে তাই। মানুষের, অনেক জায়গায় দেখবেন মানুষ আপনাকে টানছে, অনেক জায়গায় দেখবেন প্রকৃতি আপনাকে টানছে। তো কাশ্মীরের মানুষগুলো কিন্তু আমাকে টেনেছে বেশি, প্রকৃতির চাইতেও। <chuckles>
হুম। জি। জি, এটাই আসলে। <chuckles> হু, হু, প্রকৃতি টানছে। হ্যাঁন জি। যাই হোক শুনে অনেক ভালো লাগলো। এবং আমিও আসলে যেহেতু যেতে চাই হ্যাঁ।
আপনি যাবেন কিন্তু, আপনি যাবেন। অবশ্যই যাবেন। আপনার প্ল্যানে রাখবেন কিন্তু। তবে শীতে, সেপ্টেম্বরের পরে যাবেন না। সেপ্টেম্বর থেকে মার্চে যাবেন না। খবরদার! সেপ্টেম্বর থেকে মার্চে যাবেন না। তাহলে কিন্তু বরফে আটকা পড়ে যাবেন। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। সেপ্টেম্বর অগাস্ট, সেপ্টেম্বরেই মেক্সিমাম সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু করতে পারেন। আর একটু সামারে গেলে ভালো, তাতে ভয়টা থাকে না। বরফে আটকা পড়ে যাওয়ার ভয়টা থাকে না। ভীষণ বরফ পড়ে কিন্তু।
আমার পরিকল্পনায় আছে। এ হ্যাঁ। আম ও! আচ্ছা। সেপ্টেম্বর থেকে মার্চ। হু, হুম। আচ্ছা। ধন্যবাদ আপনাকে <chuckles> বলার জন্য। জি, তো ভালো থাকবেন। অনেক ভালো একটা গল্প হল জি। জি, ধন্যবাদ আপনাকে।
<chuckles> অনেক কথা হলো, আপনিও ভাল থাকবেন। <chuckles> আমার সময়টুকু ভালোই কাটল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবরাকাতুহু।
জি, শুভ সকাল।

আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে সময়টা।
জি, তো ঈদের ছুটি কাটাচ্ছেন। কেমন কাটাচ্ছেন ঈদের ছুটি গুলো?
হ্যাঁ। খুব ভালো, ছুটির বন্যায় হাবুডুবু খাচ্ছি <scoffs>
হু, হু, জি আমারও আসলে খুবই ভালো লাগছে। ঈদের ছুটিগুলো। উম খুব সুন্দর পার করছি। কিন্তু কেন যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে।
ভালোই লাগছে। তাড়াতাড়ি চলে, শেষ হয়। সুখের মুহুর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে এরকম অখণ্ড অবসর কিন্তু কর্মজীবনে পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার, তাই না? স অ্যা খুব আ কালে ভদ্রে এত স লম্বা বন্ধ পাওয়া যায়। আমরা কিন্তু আমি কিন্তু জানি না এটা আপনি আমার চেয়ে একমত হবেন কি না আমি জানি না। আমরা কিন্তু বছরের শুরুতে ক্যালেন্ডার পেলে আগে দেখি লাল দাগ কোথায় কটা আছে। <chuckles> আ আমি কোনো লাল গা ডেটগুলো কোনগুলো এবং তার সাথে অ্যাকোম্প্যানিং কোনো হলিডে আছে কিনা। যেমন ফ্রাইডে স্যাটারডের সাথে সানডে আর থার্সডে হলে তো কোনো কথাই নেই। ৪ দিন ছুটি পেয়ে গেলাম। মানে এরকম অ্যাকোম্প্যানিং হলিডে গুলো আমরা খুব মার্ক করতে চেষ্টা করি। এবং তখন একটা মনের ভেত মধ্যে একটা প্ল্যানিং এসে যায়। শখের প্ল্যানিং। আমার শখটা কি শখটা যদি ট্রাভেলিং হয়। দারুন ব্যাপার। শখটা যদি বই পড়া হয় চুটিয়ে বই পড়লাম। শখটা যদি কোনো বন্ধু-বান্ধব নিয়ে বা কাও কোনো একটা অন্য কোনো বা বা আ কি বলব কোনো কিছু করার আড্ডা বা টেকনিক প্ল্যানিং থাকে। সেই শখের কারণগুলোকে বা শখের আ আ জিনিসগুলোকে তখন আমরা চেষ্টা করি সেই ছুটির মধ্যে য ঢুকিয়ে দিতে। আপনার কি মনে হয়?
আ জি। হুম, ঠিক। হুম, ঠিক। হুম, হুম। ঠিক। হু। ঠিক, ঠিক। <chuckles> একদম, আমি আসলে এটাই দেখি। জি। হু, হু। জি। হ্যাঁ। হু, হু, ঠিক। হু, হু, ঠিক। হুম, হুম। ত মানে কোনো প্ল্যানিং থাকে, জি। হুম। আ জি। চমৎকার বলেছেন। এবং আপনার সাথে আমি একেবারেই একমত এবং আমি যেটা করি আপনি অল ইতিমধ্যে বলেই দিয়েছেন। যে আমি বছরের শুরুতেই খেয়াল রাখি যে এরকম ৩, ৪ দিন, ৫ দিনের আ ছুটি একটানা লম্বা ছুটি আছে কিনা এবং সেটাকে কেন্দ্র করে আমি একটা ট্যুর এরেঞ্জ করি। কারণ এখন আসলে যেটা হয় যে পড়াশোনা শেষ। আ চাকরি জীবন। উ চাইলেই তো আসলে আ ক্যাম্পাস ফাঁকি দিয়ে চলে গেলাম। যেটা ক্যাম্পাস জীবনে করেছি। যে ফাঁকি মেরে ৪, ৫ দিনের জন্য ভালো লাগছে না। ঘুরতে চলে গেলাম কিংবা সেমিস্টার ব্রেকে চলে গেলাম। তো এখন তো আর তেমনভাবে আসলে হয় না। তো ওই আ বছরে অপেক্ষা করি এবং দেখি। তখন যেটা হয় যে ১ম দিকেই আসলে পরিকল্পনা করে সবাইকে বলে রাখতে হয় যে, উম ঘুরতে যাবো আমরা ওই ছুটিতে এবং আ সেভাবেই গুছিয়ে রাখতে হয়। একটা টাকা-পয়সার ব্যাপার থাকে। আর পরিবারকে বলার ব্যাপার থাকে, ঘর-দুয়ার গুছিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমার
হুম। হুম। হু, হু। রাইট। হুম, হুম। হুম। রাইট। হুম। হুম, হুম। হু, হু। হুম, হুম। রাইট, রাইট। হুম। অনেক কিছু অনেক গ্যাঞ্জাম দেখতে হয়। হু, হু।
জি, আমার কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে এবং এটা আপনি একটা শখও বলতে পারেন। আ এবং আমার একটা শখ রয়েছে যে আমি ওয়ার্লড ট্যুরও আসলে দিতে চাই।
হুস